জ্বি, অবশ্যই আসলে আমি আপনি যেটা বললেন, বারিধারা এবং অথবা নতুন বাজারের দিকে আমি বাসা দেখেছি কিনা। আসলে বাড়ি ধারার দিকে আমি দেখেছিলাম ওইখানেও আ বাড়ি ভাড়াটা খুবই মানে অনেক। এর পাশা পাশাপাশি ন নতুন বাজার যেহেতু একটু ভিআইপি এরিয়া ওইখানেও বাড়ি ভাড়াটা অনেক। তো এই আমি আমার যে বাজেট আ যে ৳১০,০০০ এই বাজেটে আমি তেমন কোনো বাসা ভাড়া এখনও খুঁজে পাইনি। এর পাশাপাশি হ্যাঁ আমি আমার ছোট ২ ভাইকে বলেছি যে, "যেহেতু বাড়ি ভাড়া বর্তমানে ঢাকা শহরে এত বেশি, তো আমরা একটু ছোট বাসা নিলে কেমন হয়?" তো আমি চেষ্টা করছি যে আমার ভাইদেরকে বুঝানোর যে ওরা যদি রাজি হয় তাহলে আমি হয়তোবা ছোট একটি বাসা নিয়ে এবং এই বাজেটের মধ্যে যেন আমি একটা বাসা ভাড়া পেতে পারি এটা আরকি চেষ্টা করব।
জ্বি, জ্বি। আচ্ছা। ও আচ্ছা। বুঝতে পেরেছি। জ্বি, জ্বি। একদম এটা কিন্তু আ আপনার জন্য খুবই দরকার। কারণ আপনি মানসিক চাপটা দিয়ে ভুগছেন। এখন আপনি যদি এখানে শান্তিতে না থাকতে পারেন আপনি কিন্তু আপনার পরিবারকেও খেয়াল রাখতে পারবেন না এবং আপনি নিজেও সুস্থ থাকবেন না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আলোচনাটা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলবো যে অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আম শর্ট টার্ম ভাড়া, তারপরে হচ্ছে সাবলেট সিস্টেম থাকে। তো ওই স ওই ভাবে কি থাকাটা আপনার পক্ষে সম্ভব হবে? তখন কিন্তু ভাড়ার অংকটা খুব কমে আসে। কারণ দুজন মিলে একটা বাস ভাড়া দেওয়া হচ্ছে। তো এক পাশ তো আপনার হয়ে যাচ্ছে আরেক পাশ অপরজনের হয়ে যাচ্ছে। তো এভাবে কি আপনি এই পরিবেশে মনে করেন আপনার বা বাসার পরিজনকে উঠাতে পারবেন?

অ্যা জ্বি, অবশ্যই। আমার মাসিক বেতন আমি পেয়ে থাকি আমার কোম্পানি থেকে ৳৩০,০০০ টাকা। কিন্তু আমরা যেহেতু যৌথ ফ্যামিলি, আমার বাবা-মা আমার সঙ্গে থাকেন। তো আমি চাচ্ছিলাম যে এমন একটা বাসা দেখতে যেখানে আমার বাবা-মাকে রাখতে পারে খুব সুন্দরভাবে। এর সঙ্গে আমার যে ছোট ২ ভাই আছে তারাও আমার সঙ্গে থাকেন এবং তাদের জন্য অ্যা আলাদা আলাদা রুম করে টোটাল ৪ টা রুমের একটা বাসা খুঁজছিলাম। তো আমার এই বাড়ি ভাড়ার জন্য টোটাল আ যে বাজেটটা ছিল সম্পন্ন হল ৳.১০,০০০ টাকা। যা আমি যদি ৳.১০,০০০ টাকার মধ্যে একটা সুন্দর বাড়ি পেতাম তাহলে আমি আমার বাবা-মা এবং আমার ২ ভাইকে নিয়ে আ থাকতে পারতাম। যেটা আসলে আমাকে মানসিক দিক থেকে হোক এবং others দিক থেকে আমাকে খুবই শান্তি দিতো। কিন্তু এ ইয়ে এই মত অবস্থায় আমার অনেক দূর থেকে আমাকে অফিসে যেতে হচ্ছে। যেটা আসলে আমাকে খুবই সমস্যার মধ্যে ফেলছে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝে বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি।